<scoffs> আসলে বলতে গেলে এট এটাতে মাত্র একটা জিনিস এখন ব বর্তমানে মনে পড়তেছে। ওটা হচ্ছে গিয়ে রান্নার একটা কথা। দেখা গেছে কি যে, ১ম বার যখন আমি ভাত রান্না করতেছিলাম বা তরকারি রান্না করতেছিলাম আ ২ টা একসাথে তো দেখা গেছে আমি কিন্তু এককথায় আ সবসময় দেখে আসছি যে, এভাবে রান্না করে ওভাবে রান্না করে কিন্তু নিজে যে, কোন সময় মানে একেবারে মানে শুরু থেকে শেষ পর্যন্ত এই জিনিসটা আর করা হয় নাই। মানে মাঝে, মাঝে জিনিসগুলাতে ছিলাম আরকি। পরে কি হলো যে, আ রান্না যে, শুরু করলাম দেখা গেছে যে, ভ ভাত হয়ে গেছে একদম আ ইটের মত শক্ত। মানে এক কথায় কারো দিকে যদি ছুঁড়ে মারি তাহলে আঘাত করলে মানে ই হবে আরকি ব্যথা পাবে এরকম একটা অবস্থা। আর যদি এরকম হয় যে, আ কি বলে তরকারির কথা বলি তাহলে কিন্তু লবণ কিছু ক্ষেত্রে অনেক বেশি ছিল কিছু ক্ষেত্রে আনেক, ক আ কি বলবো খুবই একটা হজবরল একটা অবস্থা ছিল আ রান্নার। তো এই যে, আস এই যে, ভুলটা ছিল, ভুল থেকে দেখা গেছে কি কিছু শিখার মত ছিল যে, এটা কিভাবে করতে হয় যে, আমার একটু বাসায় একটু আম্মু আম্মুকে একটু জিজ্ঞেস করা যে, ‘’এটা কিভাবে রান্না করব বা আমার ভুল কি, কি ছিল?‘’ পরে দেখা গেছে যে, উনি উনার আরকি একটু ঠিক করে দিয়েছে আমাকে বিষয় বলা মানে একটু সংশোধন করে দিছে ভুলগুলা। পরে দেখা গেছে ঠিক হয়ে গেছে আরকি। এখন ভালো পরিস্থিতিতে আছি। তো এই যে
হুম, হুম। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। ও। ও আচ্ছা, আচ্ছা। ও। <chuckles> আচ্ছা। আচ্ছা। <giggles> বাহ! তাহলে তো বেশ ভালোই। <chuckles> হ্যাঁ। এখন ভালো পরিস্থিতিতে আছেন। <chuckles> মানে এখন কি একটু রান্না বান্নায় পারদর্শী হয়ে গিয়েছেন?
<chuckles> এখন হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এখন আর কি পারদর্শী আমি বলব না। আমি বলব যে, এখন খাওয়া যাবে। মানে আপনার আগে যদি আমি invite করি আপনি এককথায় খাইতে পারবেন। কিন্তু মজার বিষয়টা এটা মানে এখনো ঐ জায়গায় যেতে পারি নাই আরকি।
আচ্ছা। মানে পুরোটা উপর আল্লাহর হাতে যে, আসলে ভালো হবে কি হবে না। এই তো? <laughs>
<laughs> ভাল এখনো একটু ওই যে, professional হয় নাই আরকি। কিন্তু দেখা যায় যে, আ চেষ্টা চলতেছে। আর দেখা যায় কি যে, এরকম ছোটখাটো ভুল করেই কিন্তু আমি মনে করি যে, একটু ভালো দিকে যাওয়া যায় বা একটু ভালো পর্যায়ে যাওয়া যায় কারণ এই যে, আ মানে হয় কি যে, আমরা যখন নতুন একটা কাজ করি তখন কিন্তু ভুল হওয়াটাই স্বাভাবিক বা তখন যে, একটা পরিস্থিতি ওইটা কিন্তু মানে এককথায় ১ লাফে তো আর গাছে উঠা যায় না বা ১ দিনই তো এককথায় সমুদ্র পার করা যাবে না। একটু সময়ের প্রয়োজন আরকি। আ মানে তো এজন্য আরকি একটু অধ্যাবসায় বা একটু যদি ভুল করে নিজেকে থামিয়ে না রাখি, আ তাহলেই দেখা যায় যেকোন কিছু অর্জন করা সম্ভব আরকি যেটা আমি মনে করি। হ্যাঁ, ভুল অবশ্যই ঠিক আছে কিন্তু আ একটু যেন ই থাকে আরকি, কি বলে একটু অধ্যাবসয়টা থাকে বা একটু লজ্জা আমি মনে করি ভুল করাতে লজ্জা পাওয়াটা ঠিক না আরকি। যেহেতু আপনি ১ম বার করতেছেন বা এরকম জিনিস এক হ্যাঁ, হ্যাঁ। এক
ও আচ্ছা, আচ্ছা। <chuckles> হ্যাঁ, হ্যাঁ। তা তো অবশ্যই। হ্যাঁ। রাইট, রাইট। রাইট। হুম, তা তো অবশ্যই। <chuckles> হ্যাঁ। <chuckles> রাইট, রাইট। <chuckles> হ্যাঁ, তা তো অবশ্যই এবং এই যে, আপনি যখন ভুলটা করলেন এবং পরবর্তীতে যখন শিখতে পারলেন, হ্যাঁ? এগ তো মানে তখন কি এটা আপনার কাছে কখনো মনে হয়েছে যে, না আসলে এই ভুল করাটা পুরোটাই দরকার ছিল? নাহলে আপনি এই যে, রান্নাবাড়ার এই skill টা আপনি আসলে অর্জন করতে পারতেন না বা এই যে, এখন যেভাবে আসলে চালিয়ে যাচ্ছেন এটার প্রতিভাটা আপনার হয়তো হারিয়ে যেত?